হ্যাঁ, আসলে এটাই উ অ্যা করা উচিত। কারণস অ দুধ-চা আসলে কোলেস্টেরল এর জম বলতে পারেন। আপনি যত দু চা খাবেন, আপনার কোলেস্টেরল টা ততটা বেশি বাড়তে থাকবে। আরেকটা হচ্ছে ট্রান্স ফ্যাট। যেই ধরনের মনে করেন তেল। তেলটাকে আমরা যখন ভাজি, ঠিক আছে? তেলের মধ্যে বিভিন্ন ধরনের ফ্রাইড চিকেন, পমিছ এইগুলো, এই ধরনের খাবারগুলো যখন ভাজি, তখন তেলটা ট্রান্স ফ্যাট এ পরিণত হয়ে যায়। আর এই ফ্যাটটা হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। তো এই ফ্যাটটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি এবং বডি তে যদি আমরা কোলেস্টেরল পরিমাণ কমাতে পারি। আর কমানোর উপায় কি? সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মাছের তেল পাওয়া যায়। মাছের তেলযুক্ত মাছগুলো। যেমন স্যালমন
জি। হুম। জি। হুম। আচ্ছা। হুম। উম, জি। তেল। হ্যাঁ, হ্যাঁ। অ্যা এটাকে আমার মনে হয় যে কি যেন আ কার্ড অয়েল না কি যেন একটা আমার মনে হয় বলে। কি যেন হ্যাঁ। তো এই ধরনের হুম
হ্যাঁ। একদম। যেমন ইস হ্যাঁ। এই স্যালমন ফিশ, তারপর সার্ডিন, ম্যাকারেল। এইগুলো কিন্তু আপনি খেতে পারেন।
হুম, হুম, জি। খুবই চমৎকার এবং আপনার আমি বলব আপনি খুবই স্বাস্থ্য সচেতন একজন মানুষ। আ এ বিষয়ে আপনার খুব ভালো আসলে আ জ্ঞান রয়েছে। কিন্তু দেখুন আমাদের কিন্তু অনেক সময় এই যে আমরা যে ধরনের খাবার মেইনটেইন করি সেগুলা কিন্তু আসলে উম ব্যবস্থা করতেও অনেকটা হিমশিম খেতে হয় কিংবা চ্যালেঞ্জ এর সম্মুখীন হতে হয়। তারপরেও কিন্তু আসলে আমরা এগিয়ে যাচ্ছি, আ এগিয়ে যাবো, স্বাস্থ্য ভালো রাখবো। আ আপনার ডায়েট প্ল্যান টা শুনে আসলে আমার খুবই ভালো লাগলো। আমি কিন্তু আপনাকে কপি করার চেষ্টা করব।
হ্যাঁ। হ্যাঁ। জি, অবশ্যই। হ্যাঁ। জি, আসলে হ্যাঁ। কোন সমস্যা নেই। আপনি সুস্থ থাকেন পরিবারকে নিয়ে অ্যাম সুস্থ থাকেন। অন্যান্য মানুষদেরকেও আশেপাশে সুস্থ রাখেন। আমি এটাই চাই এবং এটাই হওয়া উচিত। সবার অল্প, অল্প, করে অভ্যাস করা উচিত। তো গল্প করে খুব ভালো লাগলো। আবার কথা হবে আপনার সাথে।
উম, জি। জি। উম! জি। জি, আমারও খুব ভালো লাগলো। আপনিও ভালো থাকবেন। শুভ দুপুর।
জি, ভালো থাকবেন। শুভ দুপুর।